আ ১ম থেকে অনেক চেষ্টা করতাম যে রাতে আসলে ফোনটা না নিয়ে ফোনটা অ থেকে একটু কিন্তু হত না। বারবার আসলে হতো না। দেখতাম যে না ঠিকই ফোনটা নিয়ে ফেলছি বা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তো তখন আসলে আমি ১ দিন ঠিক করলাম যে আমি আমার ফোনটা মার রুমে রেখে দিয়ে আসব ঘুমানোর আগে। আমার কাছে আর থাকবেই না। এখন মা তো ফোন রাতে দিবে না আ স্বাভাবিকভাবে। মার রুম থেকে তো আর মু মার রুম লক থাকবে। আমি গিয়ে তাহলে বারি দিয়ে ফোনটা নিতেও যাবো না। তো ব্যাপারটা এরকম। আমি ১ রাতে কি করলাম যে হ্যাঁ, মাকে ফোনটা দিয়ে আসলাম। নোটিফিকেশন অফ করে, সাইলেন্ট করে মাকে ফোনটা দিয়ে আসলাম। তো এরকম আসছে ২, ৪ দিন করতে, করতে দেখলাম যে আমার ঘুমের রুটিনটা ঠিক হয়ে যাচ্ছে। আমি আসলে ১১ঃ০০, ১২ঃ০০ -র মধ্যে ঘুমিয়ে যাচ্ছি। যেহেতু করার কিছু নেই। পড়া শেষ করেই ঘুমিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারটা কিন্তু আমার জন্য একদম জাদুর মতো কাজ করেছে বলতে গেলে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। ও! আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ঘুমাচ্ছে উনারা। হু, হু। চমৎকার, চমৎকার, চমৎকার! চমৎকার! আসলেই কার হয় না যে আমরা কি কো মানে অ অনেক ক্ষেত্রে দেখা যায় যে, যে সন্তানদেরকে ফোন থেকে দূরে রাখার জন্য বাবা-মারা কিন্তু একটা বাস্কেট আলাদা করে রাখা যে। বিশেষ করে খাবার টেবিল বা একটু এলার্ম দিয়ে রাখা। হ্যাঁ? যে এইটা করলে এই টাইম টুকু দেখতে পারবে। তো আপনি ও এমন এক সন্তান যে নিজে থেকেই গিয়ে বাবা-মার কাছে দিয়ে এসেছেন ফোন যে, "আমাকে ফোন থেকে দূরে রাখো, আমাকে ফোন থেকে দূরে রাখো।" চমৎকার বুদ্ধি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> সেটাই। <chuckles> <chuckles> এটাই এমনটাই ছিল আসলে। যে ২ঃ৩০ পড়তে বসতাম আ হয় না। হ্যাঁ, অবশ্যই ফোনে আসলে পড়ালেখা এখন তো হয় না যে YouTube ভিডিও দেখা বা কোনো কিছু রিসার্চ করা। এই ক্ষেত্রে আসলে ফোনটা দরকার। পড়ার সময় আসলে ফোন থেকে পুরোপুরি সরে যেতে পারতাম না। তো ওই জায়গায় আমি কি করতাম যে, আমি আমার নোটিফিকেশন গুলো অফ করে রাখতাম। অ সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন তো আসবে না। আগে হত কি? যে, পড়তে বসতে নোটিফিকেশন আসতো। "আচ্ছা ও কি মেসেজ দিলো একটু দেখি।" ওই দেখি বলে যে ২ ঘণ্টা কোথায় চলে যেত, এটা খবর থাকতো না। তো আমি কি করেছিলাম? নোটিফিকেশন অফ রাখতাম। আমার ফোনে যখন আমি পড়তে বসলাম। তাহলে হচ্ছে অপ কোনো নোটিফিকেশন আসছে না। আমি আমার যাই YouTube এ বা কোনো একটা ক্লাসের ভিডিও দেখলাম বা ক্লাস করলাম। এরপর ফোনটা একসাথে একসাইডে রেখে আমি আমার পড়া শেষ করলাম। তো তখন আমি দেখলাম যে সময় মত কিন্তু পড়াগুলো শেষ হয়ে যাচ্ছে। আগে ৪, ৫ ঘণ্টা লেগে যেতম ১ ঘন্টা পড়া শেষ করত। কিন্তু ওই যে ফোনের জন্য আসলে সময় চলে যেত। তো এখন ব্যাপারটা হয় না। তো এটা আমার জন্য আসলে হয় যে না, ভালো একটা রেহাই পেলাম যে সময় মতো আসলে কাজ হয়ে যাচ্ছে। ফোনটা দূরে থাকার কারণে।
উ সত্যি কথা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। জ্বি। হু, হু। চমৎকার, চমৎকার! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। চমৎকার! এইযে আপনার পরিবর্তনটা এটা কি আপনি বললেন যে আপনার বাবা-মা লক্ষ্য করেছে, আপনিও লক্ষ্য করেছেন। এবং এই পরিবর্তনটা নিশ্চয়ই আপনার পরীক্ষাতেও পরবর্তীতে নিশ্চয়ই ফল পেয়েছেন এবং আপনি বেশ খুশি হয়ে গেছেন। ওই অনুভূতিটা কেমন ছিল? যে যখন বুঝতে পারলেন যে হ্যাঁ, আপনি যে এত অধ্যবসায় করে আপনি রুটিন করলেন এবং সেই অভ্যাসটাকে যেটা আপনার খারাপ অভ্যাস ছিল, সেটাকে আপনি যে আস্তে, আস্তে ধীরে, ধীরে যে সেটাকে ওভারকাম করে মানে সেটা থেকে যে আপনি বেরিয়ে আসতে পারলেন। পরবর্তী ১ম যেই রিজাল্টটা আপনার হাতে আসল, স্বাভাবিকভাবে আগের চেয়ে অবশ্যই ভালো হয়েছে। তো ঐযে অনুভূতিটা, তখন আসলে আপনার যে মনে হয় না? যে নিজের পিঠে একটু পিঠ চাপড়ে দিলাম যে, "যাক আমি পেরেছি, আমি পেরেছি।" এমন হয়েছিল?
অবশ্যই। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ।